উম এরকম আসলে একবার আ এরকম মনে পড়ছে না যেখানে আসলে হোটেল বুক করেছি, কিন্তু হয়নি। বাট হ্যাঁ, অনেকের থেকে শুনেছি যে এরকম হয়ে থাকে, যে এটা কিন্তু আসলে খুবই একদম দুঃখজনক অবস্থা। আম আচ্ছা, একটা জিনিস মনে আছে যে Airbnb একবার বুক করেছিলাম আমরা। জি, Airbnb বুক করেছিলাম একবার থাইল্যান্ডে। তো তখন আসলে আমার মনে আছে যে সেখানে গিয়ে আমরা প্ল্যান করেছিলাম যে সেখানে আ একদম ১ সপ্তাহ থাকবো, তো উম কিংবা একটু বেশি বাড়াবো। তো তখন দেখেছিলাম যে আম আমাদের আসলে মাইক্রোওয়েভটা কাজ করছিল না কোন কারণে। তখন সেটা আমি Airbnb র যে আ হোস্ট, তাকে জানাই যে আমার এ আমার মাইক্রোওয়েভটা কাজ করছে না।
জি, জি, জি। জি, জি। অবশ্যই বলুন। হুম। আচ্ছা, আচ্ছা। মানে, এরকম সমস্যা হচ্ছে। মাইক্রোওয়েভটা কাজ করছে না। আচ্ছা।
হ্যাঁ, মাইক্রোওয়েভটা কাজ করছে না। তাহলে এটা কি অ একটু চেঞ্জ করে দেওয়া যাবে? বা, এটা কি আসলে চলে? বা, কিভাবে করে? তো, তখন সে কি করেছে? রাতে যখন আমরা ঘুমাচ্ছিলাম, সে তার লোক পাঠিয়ে আ চাবি দিয়ে, অম অন্য একটা duplicate door চাবি দিয়ে ঢুকে মাইক্রোওয়েভটা চেঞ্জ করিয়ে দিয়েছে। তো, আ হা
আচ্ছা, আচ্ছা। এ এটা তো মারাত্মক! আপনারা তো মানে বাসায় ছিলেন, ঘুমাচ্ছিলেন তখন।
হ্যাঁ, ঘুমাচ্ছিলাম। তো তখন আমি তখন তাকে আমি ডিরেক্ট তখন Airbnb কে এটা কমপ্লেইন করি যে, এটা আমার সেফটি অ্যান্ড এটা আমার প্রাইভেসির জন্য এটা খুবই খারাপ। তো এবং আমি আলরেডি অনেক বেশি টেনশনে ছিলাম। ওখানে আমরা একটা গিয়েছিলাম আমি <tsk> আসলে আমার বাবা তখন আইসিইউতে ছিল। তো তখন আসলে আমি মানে চিন্তা করছিলাম যে, আচ্ছা এই এই এখানে আমি থা এখানে থাকতে আসছি একটু long term এর জন্য। এখানে এগুলো কর এখানে এই অবস্থা কেন সেফটির? তো সাথে, সাথে আমি আসলে ফোন দিয়েছি সব জায়গায়। তো তখন তারা আসলে আমাকে মানে খুবই সাপোর্ট করেছিল Airbnb থেকে। এবং আমাকে বলেছিল যে, তুমি যদি এখান থেকে মানে ইয়া চাও, কি বলে জানি? যে রিফান্ড চাও, আমরা তোমাকে রিফান্ড করবো। আর তুমি এই এরপরে যে ২, ৩ দিন আসলে সা ৭ দিনের জন্য করিনি। মনে হয় যে ৩ দিনের জ জন্য ছিল। ওই ৩ দিনের জন্য তোমাকে আমরা একটা অ্যামাউন্ট দিব, যেটা তুমি একটা হোটেলে থাকতে পারবে। তো সেটা তারা করেছিল, আসলে আমাকে reimburse করে দিয়েছিল। তো যার জন্য আসলে বেশ আমি বলবো যে এটা একটা এইযে ভ্রমণে গিয়ে এরকম যে অস্বাভাবিক মানে জিনিসপত্র হওয়াটা কিন্তু ঘটে যাওয়াটা জি।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই। হু, হু। আচ্ছা ,আচ্ছা। অবশ্যই, অবশ্যই। আচ্ছা, আচ্ছা। হু, হু। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। না, এ হুম, হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একটা ঘটনা ঘটেছে। হ্যাঁ, খুব স্বাভাবিক, কিন্তু আপনার এটা লাগাটা কিন্তু খুব স্বাভাবিক। কারণ, আপনি তো মানে একটা জায়গায় থাকছেন, সেখান থেকে এ এতটুকু কিন্তু চাওয়াটা খুব মানে একদমই নিম্নতম চাওয়াটা। মানে আপনি যেখানে আছেন যে বাইরে থেকে কেউ আসবে না, আপনি সেফ আছেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।
একদম। জি। একদম। তা তো অবশ্যই। হ্যাঁ, এটা তো আসলে সব যায় এটা খুবই স ন্যূনতম চাওয়া। ঠিকই বলেছেন। তো এটা আসলে আমার খুবই অবাক করেছে আসলে ভ্রমণে গিয়ে! জি।
জি, জি, জি। না, আপনার আপনার ভ্রমণ কাহিনীগুলো শুনে আমি খুবই অবাক হয়েছি। আমার ভালও লেগেছে যে, আপনি কত ধরনের অভিজ্ঞতা এসেছে। যেখানে আপনি আ কত সুন্দর করে আ আপনার হাসব্যান্ডের সাথে ব্লা বসে প্ল্যান করেন, ছুটি নেন এবং একসাথে সবকিছু করেন। আপনার এই গল্পগুলো শুনে খুবই ভালো লাগলো। বিশেষ করে, আপনি একটা ভয়ানক সহ সমস্যায়ও পড়েছিলেন, সেটা থেকেও বের হয়ে আসতে পেরেছেন। তো আশা করি, আপনি ভালো থাকবেন।
জি। জি। হ্যাঁ। একদম। <chuckles> জি। এন জি।